আচ্ছা আসলে এসব ক্ষেত্রে এটা মানে আমি যদি আমার বাস্তবিক অভিজ্ঞতা থেকে বলতে চাই সেটা হচ্ছে যে, যখন মানে আমি ইউনিভার্সিটি থেকে বের হয়, দেখা যায় আমার বন্ধু-বান্ধব অনেকেই অনেক লাইনে চলে যায়। তো মানে কে কার সাথে আসলে যে বিষয়টা শেয়ার করবে, করবে না। বিষয়টা এমন হয়ে উঠত না। তো দেখা যাইত যে কেউ নেটওয়ার্কিং এর সেক্টরে চলে যায়, কেউ প্রোগ্রামিং সেক্টর এ কেউ আবার দেখা যাইত যে অন্যান্য সেক্টর এ চলে যাই আরকি। তো আমি মনে করি এই পরিস্থিতিতে আসলে নিজে আসলে কোনটা ভালো লাগা আ মন্দ সেটা কিন্তু নিজের আসলে বের করে মানে দরকার ছিল। আমি বিভিন্ন আসলে কোর্স খুঁজে নেওয়ার চেষ্টা করি। যে যেখানে আসলে সার্টিফিকেট দেয় এবং যেই কোর্স গুলো আমাকে আসলে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে সেগুলা যে আমি চেষ্টা করেছিলাম এবং আমি এটাই এনশিওর করেছিলাম যে
হু। ও আচ্ছা, আচ্ছা। হু, হু। হ্যাঁ, এটা তো স্বাভাবিক, জি। অবশ্যই, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। মানে অনলাইন এ যে কোর্স গুলো পাওয়া যায় সেগুলোর কথা বলছেন, তাইতো? আচ্ছা, আচ্ছা।
জি, জি। অনলাইন যেসব কোর্স যেমন ধরুন Udemy এর কোর্স বা Skillshare এর যেসব কোর্স গুলা ওগুলা কিন্তু করার পর, পর আমি চেষ্টা করতাম যে আমি যা, যা শিখেছি সেটা যেন একটা টেস্ট নিয়ে বা নিজেকে যে অনলাইন টেস্ট দিয়ে নিজে একটু যাচাই করতাম যে কতটুকু শিখেছি। তো এসব করতে, করতে আসলে সেটাও কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার ছিল। দেখা যেত যে আমার মানে অ্যা সিভি দেওয়া থেকে শুরু করে যদি আপনাকে একটা সময়সীমা বলি তাহলে দেখা যেত যে আমার মিনিমাম ৫ থেকে ৬ মাস পর্যন্ত লেগেছিল। ভালো একটা ক্যারিয়ারে। আ তাও ক্যারিয়ার বলতে গেলে ঐটা শুরুতে ছিল আসলে মানে ইন্টার্নশিপ হিসেবে, পরবর্তীতে ফুল টাইম হয় আরকি। তো আমি ইন্টার্নশিপটা মানে অ্যাচিভ করতে পারি এবং আসলে এই জার্নিটাতে নিজেকে মানে শক্ত করে রাখা, নিজের আত্মবিশ্বাস এবং প্রতিদিন যে আ কয়েক ঘন্টায় স্কিল শেখা বা দক্ষতার পেছনে ব্যয় করা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং আমি মনে করি যে এখানে consistency রাখাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ছেলের বা একটা মেয়ের যাতে করে সে এগিয়ে আসে জি, জি, জি। এটা কিন্তু সবার মাথায় রাখা দরকার যে একটা ধারা নিয়ে যাওয়া এবং টার্গেটটা যেন ফিক্স করে থাকা যে আমি ৬ মাসের মধ্যে এটা অ্যাচিভ করে দেখবো বা এক বছরের মধ্যে অ্যাচিভ করে দেখাবো আরকি।
হুম। বাহ! দারুণ, দারুণ! হুম অনেক সময় লাগে। আচ্ছা। হু, হু। হ্যাঁ, অনেকে শুরু করে শেষ করতে পারে না আসলে। জি, জি। তো সেক্ষেত্রে আপনার যে স্কিলস সেট শেখার যে বিষয়টা আপনি বললেন, যে আপনার ছয় মাস না বেশ কিছু সময় লেগেছিল এবং শেখার প্রায় ৬ মাস পরে আপনি ইন্টার্নশিপ পাওয়ার যে বিষয়টা সেটাতে আপনি